প্রযুক্তির যোগে কিন্তু আ বাচ্চারা স্ক্রিন টাইম একটু বেশি ব্যবহার করে বা আ প্রযুক্তির দিকে একটু আকৃষ্ট বেশি থাকে। তো সেক্ষেত্রে তাদের কি কোন রু রু রুটিন আসলে বানিয়ে দেওয়া যায় নাকি? যে এই রুটিন টা আসলে ফলো করলে তারা স্ক্রিন টাইম কিছুক্ষণ পাচ্ছে বা একটা ভালো কাজের জন্য ব্যবহার করতেছে। আবার সেই দেখা যাচ্ছে যে আ আবার ফির ওই রুটিন টা ফলো করে আবার পড়াশোনাও করতেছে। সবকিছু ঠিকঠাক করতেছে। এরকম করলে কেমন হয় বা এরকমও আপনি করেন কিনা?
হ্যাঁ। হ্যাঁ। এটা ঠিক যে রুটিন করে আসলে চললে ওদের মধ্যে অনেক ভালো, ভালো অভ্যাস কিন্তু আসবে। আবার একটা দিক যদি আমরা ভাবি যে তারা কিন্তু রুটিন ফলো করতে চায় না। মানে হয়তো হ্যাঁ, একটা বয়সের বাচ্চাদের তো হচ্ছে কি ঐ বুঝতে আসছে না যে আমার রুটিন অনুযায়ী চলতে হবে। টিনেজের দেরকে আপনি হয়তো বা এটাতে ফোর্স করতে পারবেন যে তুমি রুটিন মেনে চল। এটা তোমার জন্য ভালো। কিন্তু আ ছোটদেরকে এটা আসলে করা যায় না। তারা রুটিন জিনিসটা বুঝে না। তাদের রুটিন টা না আমাদেরই করে দিতে হয়। মানে আমরা তাদেরকে যেভাবে চালাবো তাদের কিন্তু রুটিন ওইটা। যে ওই টাইমে ঘুম থেকে তাদেরকে উঠানো, খাওয়ানো, তাদেরকে পড়ানোটা। তো এই ব্যাপারগুলো না আমাদের উপর ডিপেন্ড করছে বেশি। যে আমরা তাদেরকে কিভাবে দিনটা তাদের চালাচ্ছি। আর একটা বয়স পরে গিয়ে হচ্ছে তারা নিজ থেকে বুঝবে। এবং আমার মনে হয় কি যে টিন টিনদের ক্ষেত্রে যদি আমি বলি, তখন ওদের রুটিন না ওদেরকে প্রথমে বানাতে দেওয়া যে তুমি তোমার মত করে রুটিন টা বানাও। এরপর আমি দেখছি। তো তখন হবে কি তারা একটু উৎসাহ বোধ করবে ওই রুটিন টা ফলো করতে। অবশ্যই চেঞ্জেজ তো আনতে হবে। তারা তো বুঝবে না। তাদের স্ক্রিন টাইম টা বেশি রাখবে। তো ওখানে তাদেরকে আসলে ঠান্ডা মাথায় বোঝানো। আমি এটা মনে করি যে কঠোর হয়ে কিন্তু কোন কাজ তাদের দ্বারা করানো সম্ভব না। তো ওই জায়গায় আসলে হ্যাঁ নমনীয়তাটা বজায় রাখতে হবে।
হ্যাঁ। <chuckles> কেনো? ও, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> এটা অবশ্যই। <chuckles> হ্যাঁ, অবশ্যই। বাহ! আসলে হুম, হুম। আসলে আপনি আ একজন গার্ডিয়ান হিসেবে আপনার এই বিষয়গুলো যে আ বিভিন্ন জায়গায় কোন জায়গায় নরম নমনীয় হওয়া লাগবে বা কখন কোন জায়গায় শক্ত হওয়া লাগবে এই বিষয়গুলো আসলে আপনি সুন্দরভাবে আসলে আ তুলে ধরলেন যে এইভাবে ব্যাখ্যা করলে বা এভাবে বাচ্চাদেরকে বুঝালে তারা আসলে বুঝবে বা বুঝার ট্রাই করবে। তো এটা বেশ ভালো ছিল। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এমন হয় না যে আ মনে করেন আপনি বাচ্চাদেরকে আ অনেক মানে কষ্ট করে কষ্ট বলতে গিয়ে অনেক কিছু মেইনটেইন করে আসলে বাচ্চাদেরকে স্ক্রিন টাইম টা কমাচ্ছেন বা বাচ্চাদেরকে অনেক সময় দিচ্ছেন, প্রকৃতির সাথে মেশাচ্ছেন যাতে স্ক্রিন টাইম টা অনেকটা কমে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা দাদা-দাদি বা নানা-নানির সাথে যখন থাকে আর যদি নানা-নানি বা দাদা-দাদী, দাদীর কাছে ফোন থাকে সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে ফোনটা নিয়ে আসলে আর দিতে চাচ্ছে না। বা ফোনটার মধ্যে আসলে তারা আ কি বলতেছে ঝুঁকে পড়তেছে যে আমার নানির কাছে আমি ফোনটা নিবো। <chuckles> এখন আমার মা দেখুক আর না দেখুক চুপ করে চালাচ্ছে। এরকম কোন বিষয় আ যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে বুঝাবেন?
হুম। <chuckles> হ্যাঁ। <chuckles>